হ্যাঁ, একদমই ঠিক বলেছেন। খুব দারুণভাবে আসলে বললেন বিষয়টা। তবে আ এক্ষেত্রে আসলে আপনার যেই আ অ্যা মানে বললেন যে আপনি হচ্ছে দেশের বাইরে থাকেন এবং আপনার সন্তানকে দেখা যাচ্ছে কি যে ২ ধরনের সংস্কৃতি শিখাতে আসলে অ্যা মানে চেষ্টা করছেন। তো এক্ষেত্রে যদি একটু ১ম এ জিজ্ঞেস করি যে আপনি যখন আসলে বিদেশে বা বা দেশে বাইরে গেলেন হ্যাঁ? তখন আসলে কি ধরনের সমস্যাটা হলো যে আরেকটা সংস্কৃতিতে আ যখন আপনি নতুন করে গেলেন তখন মানাতে কি একটা সমস্যা হয় না? মাঝে, মাঝে দেখা যায় কিন্তু যে প্রথ এটাকে আসলে কালচারাল শক বলে আরকি। তো এইটা কি আপনার সাথে আসলে হয়েছিল কিনা বা আপনার মানে বাচ্চাদের সাথে হয়েছিল কিনা বা কিভাবে আসলে মানিয়ে নিলেন?
উম হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই দেখুন আমার ক্ষেত্রে তো অবশ্যই আমি যেহেতু ১ম এ এসেছি আমার ক্ষেত্রে ব্যাপারটা আ ছিল আমার বাচ্চা এবং আমার ওয়াইফ কিছুদিন পরে এসেছে। তো আমার ক্ষেত্রেও কিন্তু ব্যাপার ওই যে কালচারাল শক এর যে কথাটি আপনি বলছিলেন সেটা কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছিল। তো যেটা দেখা গেছে ১ম এই আমি আসলে যেই বিষয়টা নিয়ে আসলে অ্যা প্রবলেম এর মধ্যে দিয়েই গেছি সেটা হচ্ছে যে ভাষা। কারণ এই দেশের যে ভাষা রয়েছে সেটার উপরে তারা খুব বেশি ফোকাসড এবং এটা ইংলিশ স্পিকিং কোনো কান্ট্রি না। যেহেতু এটা ইংলিশ স্পিকিং কান্ট্রি না তো দেখা গেছে যে আমার দেশের ভাষা তো চলবেই না। তো তাদের ভাষা শেখার একটা ব্যাপার রয়েছে এবং সেখানে তারা এবং খুব বেশি তারা দের নিজস্ব ভাষাকে তারা ব্যবহার করে। এটা অফিস আদালতেও তারা ইউ ইউস করে এবং আপনি চলতে ফিরতে বাস বলুন বা গ্রোসারি শপ গুলোতে বলুন সেই সব জায়গাতেই আসলে তারা নিজেদের ভাষার উপরেই একটা জোর দিয়ে থাকে। তো এটা একটা ব্যাপার ছিল যেহেতু আমাকে টুকটাক অর্থাৎ কাজকর্ম করার জন্য তো আসলে ক তাদের সাথে কথা বলতেই হয়। তো সেটার জন্য আমাকে নতুন করে তাদের ভাষাটা আসলে সিক শিখতে হয়েছে। এটা একটা ব্যাপার। তারপরে ধরুন যে ধর্মীয় কিছু ব্যাপার থাকে যে আমি যেহেতু মুসলিম রীতিটা ফলো করি তো দেখা গেছে যে এখানে আসলে মসজিদ এ মসজিদ একদম নাই বললেই চলে। তো একটা ছোট ঘরের মত করে ভাড়া নিয়ে সেখানে আসলে মসজিদের মতন করে নামাজ পড়ার একটা ব্যাপার আ ছিল। অ্যা তো এটাও একটা সমস্যা ধরুন যে আসলে তো মানে আমি যেহেতু মুসলিম রীতিতে বড় হয়েছি, তো সেখানে নামাজ পড়ার একটা প্রয়োজনীয়তা আমি সবসময় উপলব্ধি। তো এইটা অ একটা ব্যাপার ছিল। যেমন এই বিষয়গুলো আসলে এরকম আশেপাশে আরো কিছু ব্যাপার ছিল যে এগুলা এক ধরনের কালচারাল শক এর মধ্যে দিয়েই আমি গেছি বলতে পারেন।
হুম, হু। ও! জি, জি। আচ্ছা। হু, হু। ও! আ আচ্ছা। তো ঝামেলা অনেক। <chuckles> হ্যাঁ। ব্যাপার থাকে, আচ্ছা। জি। জোর দিয়ে থাকে। হু, হু। জি। শিখতে হয়েছে। হু, হু। অবশ্যই। ও! এ তো সমস্যা। হু, হু, হু। অবশ্যই। জি, জি।